অবশ্যই ভাই। Like আপনি বাইরে কিন্তু পরিমাণও আপনাকে কমই দিবে, টাকা বেশি টাকা অনেক নিবে। তো আপনি যখন বাসায় রান্না করেন, like আপনি যদি ১ বেলার জন্য রান্না করেন, আপনি ২-৩ বেলাও খেতে পারবেন, নো? তো এইক্ষেত্রে <chuckles> হ্যাঁ, এই এই ক্ষেত্রে হ্যাঁ, জি, এইক্ষেত্রে আপনার মানে টাকাও সাশ্রয় হচ্ছে, আর বিষয় হচ্ছে আপনি শান্তিমত খেতে পারছেন। মানে যতটুকু প্রয়োজন, মানে যতটুকু খেতে চান আর যাদের So আর আর হচ্ছে like একবেলার রান্না আপনি ২-৩ বেলা, ৪ বেলা আসলে এমনি খাওয়া যায় যখন আপনি একা, একা থাকবেন। তাই না?
হ্যাঁ, কমই দিবে। অ অ অবশ্যই। জি, জি। খা খাওয়া যাবে একদম। সেটাই। চমৎকার বলেছেন ভাই। জি। জি, জি। জি। একদম, একদম ঠিক কথা ভাই। তো ভাই আমি যদি আরেকটু বলি আপনাকে যে আমরা তো অনেক সময় বাইরে অনেক জায়গায় গিয়ে অনেক কিছু নতুন খাবার try করি। তো সেরকম একটা খাবারের অভিজ্ঞতা যদি আমি বলি যে আমি একবার সিলেটে গিয়েছিলাম। তো সিলেটে আমি অ্যা অ অ্যা একজনের কাছে শুনেছি সেখানে যে ওই যে ৭ color-এর একটা চা পাওয়া যায়। ৭ টা layer, 7 layer-এর চা। হ্যাঁ, তো আমি খুব আগ্রহ নিয়ে সেই চাটটা খেয়েছি। ঠিক আছে? ভাই চা টা একদম বাজে ছিল ভাই। ঠিক আছে? <chuckles> একদ একদম বাজে ছিল। হ্যাঁ, দেখতে দেখতে সুন্দর ভাই। ওইটা হচ্ছিল মানে showpiece হিসেবে রাইখা দেওয়ার জন্য খুবই ভালো। But খাওয়ার জন্য একদমই উপযুক্ত না। জানিনা কেন সবাই এত হুমড়ি খেয়ে এই খাবারটার পিছনে পড়ে। ঠিক আছে? তবে আমরা বুদ্ধিমানের মত একটা কাজ করেছিলাম যে আমরা বন্ধুরা গিয়ে ৩ জন ৩ টা না নিয়ে আমি ১ম এই ওদেরকে বলেছিলাম যে আমরা আসলে একটা নেই। ঠিক আছে? আমরা test করে দেখি যদি ভালো হয় তাইলে ৩ টা নিবনে। ঠিক আছে? ভালো হইছে যে আমাদের ২ টা টাকা বেঁচে যায়। তো আপনার কি এরকম কোনো মুহূর্ত আছে?
জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ জি, জি। জি, জি। জি। হা, হা। হ্যাঁ, হ্যাঁ। একদমই ভাই, আমিও একটা খেই খাইছি। খুবই বাজে ভাই। দেখতে খুবই সুন্দর। হুম, জি। জি, জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। জি। হুম। উহুম। জি। জি। জি। হু, হুম। জি, জি, জি, জি, জি। আ আ ভাই আমার আসলে এরকম মন তো সিলেটের কথাই যদি আমি আপনাকে বলি, আমি সিলেটের মিষ্টিপান। যে এত মসলা দেয়, like জি, জি মানে মসলা পান type এর। ওইখানে like অ্যা আগুন পান আছে। তারপরে ভাই মানে খুবই unique, unique নাম ভাই। মানে আই যদি দেখতে মানে নাম দেখে আপনি <chuckles>
জি, জি। কি মিষ্টি পান? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, না। আমি আগুন পানের কথাটা আমিও শুনেছি। এটা তো আসলে এখন internet-এ মোটামুটি viral একটা জিনিস। জি, জি।
জি, জি, জি, জি। তারপর আসে হচ্ছে আপনার কি like আ জামাই-বৌ পান। <chuckles> তারপর like different এক পান আছে আরকি। আমি হচ্ছে সিলেটের আ শহরেই, এখানে হচ্ছে আপনার অ্যা ওই পানটা খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। Like পানের যে স্বাদ আছে সেটাই পাই না। মনে হচ্ছে মিষ্টি খাচ্ছি। <chuckles>
<chuckles> চমৎকার, চমৎকার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নানান ধরনের, হ্যাঁ। হুম। জি, জি। একদম ঠিক বলেছেন ভাই। আর সিলেটে আমি গিয়ে আমি যদি আরেকটা জায়গার কথা বলি, অ্যা আরেকটা জনপ্রিয় একটা restaurant আছে ওই যে 'পানশি' নামে কি জানি একটা restaurant আছে, হ্যাঁ? তো সেইখানে গিয়ে কিন্তু আমি খাবার খেয়েছি। তো ওনাদের খাবারটা কিন্তু চমৎকার। বা বাঙালি খাবারই ওনারা দিয়ে থাকে। আ কিন্তু খাবারের স্বাদ, স্বাদটা কিন্তু অন্যরকম। ঠিক আছে?
জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, জি, জি, জি। আচ্ছা, ঐটা আসলে অ্যান আ আসলে ওই যে জায়গাটার নাম কি আপনার? 'পানশি' type এর কিছু?
হ্যাঁ। জি। অ্যা উ ভাই দুঃখিত আমি হয়তো জায়গাটার নামটা হয়তো আপনাকে মনে করে বলতে পারব না। আসলে অনেকদিন আগে গিয়েছি তো। অ্যা্ তো আমার যতটুকু মনে পড়ে সিলেট শহরেই ওইটা। হ্যাঁ, শহরে মানে আ
আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জায়গা নাম নাকি এটা কোনো হোটেল হইতে পারে, না?

এটা এটা হোটেলের নাম। নাম হচ্ছে হলো ৫ ভাই আর কি, হ্যাঁ। তো
আ আচ্ছা, পানসী হবে তাই হলে ভাই। পানসী খুবই জনপ্রিয়। আমি আসলে ওই সিলেটে গিয়ে
না, না, না হোটেলের নাম হচ্ছে হলো ৫ ভাই।
৫ ভাই?
৫ ভাই, হ্যাঁ।
আ আচ্ছা তা তাহলে চিনি না ভাই বাট
আপনি আপনি আপনি search করে দেখবেন video platform গুলোতে। আপনি দেখবেন যে ওটার ব্যাপারে মোটামুটি ভালো review আছে। তো ওইখানে আসলে গিয়ে কিন্তু খাবার খেয়ে দেখেছি আসলে খাবারের স্বাদ, এ এবং ও ওনারা আসলে মানে খুব উম চমৎকার মানে অনেক tasty করে আসলে খাবারগুলো আসলে ৫ ভাই, ৫ ভাই,
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। উ হু, হু, হু। ৫ ভাই না ভাই নাকি ৭ ভাই? ৫ ভাই, আচ্ছা।
৫ ভাই, হ্যাঁ। তো আসলে ভাই সুস্বাদু খাবারের সাথে কিন্তু আমাদের কিন্তু খুব চমৎকার, চমৎকার, স্মৃতি স্মৃতি রয়েছে আসলে। আমাদের সবারই রয়েছে আসলে। তো এই ব্যাপারে তো আমরা কথা হ্যাঁ জি এ জি।
জি, জি, জি, জি। একদমই ভাই। হু, হু, হু, হু, হু। আবার ইদুরি বানাবো। <giggles> তো ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো যে আপনার জীবনের সুন্দর, সুন্দর খাবার নিয়ে গল্প।
অবশ্যই, অবশ্যই। জি। জি ভাই আসলে এই যে, আ হ্যাঁ জি ঠিকই বলেছেন ভাই। এই যে, যে, আমরা সুস্বাদু খাবারের যে গল্পটা এতক্ষণ করলাম, আ সেটাতে কিন্তু আসলে বেশ ভালো লাগলো এবং আপনার কাছ থেকে কিন্তু আমি আ এই যে কে যেটা বললেন যে খিচুড়ি খাওয়ার নতুন পদ্ধতি, হ্যাঁ সেই ব্যাপারে কিন্তু আমি চমৎকারভাবে একটা ধারণা পেয়ে গেলাম। এবং উ আমি অবশ্যই এটা try করব যেটা বললেন ওই যে সাগু দিয়ে খিচুড়ি। তো যাই হোক ভাই আপনার সাথে কথা বলে চমৎকার ভালো লাগলো। নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত অনেক, অনেক, ভালো থাকবেন। শুভকামনা।
জি, জি। জি, জি, জি। জি, জি। <chuckles> জি ভাই। জি, জি। জি, জি ভাই, এবার try করবেন ভাই। আহ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। হুম। উম উম আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো জি, জি, জি। শুভ দুপুর ভাই।